এটা আসলে আমি বলবো দুদিক থেকেই হয়। আমরা তো সামাজিক ই জ অ মানুষ। সো আমাদের তো সমাজের অংশ হিসেবে কিছু সামাজিক মানদণ্ড থাকে। একই সঙ্গে নিজের কিছু মানদণ্ডও থাকে। হ্যাঁ? ধরেন অ্যাঁ আবার ওই আমি ছাত্র বয়সের পরীক্ষার কথাই যদি বলি, আমি হয়তো ধরে নিবো আমি অঙ্কে ৮০ পেলেই আমি সফল। কারণ আমি জানি আমি অঙ্কে এরকম
হুম। হুম, রাইট।
হয়তো সামাজিক মানদণ্ড বলছে যে, অঙ্কতে ৯০ এর নিচে পেলে তো ও আর কি করলো? হ্যাঁ? আপনি যদি চিন্তা করেন, আমাদের ব্যাপারটা কিন্তু এরকমই। বা একটা উম ছাত্র বা ছাত্রীর ক্লাসে যখন প লেখাপড়া করে তখন কিন্তু হ্যাঁ, কেউ কারোর ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর জন্য পাস করাটাই কিন্তু সাফল্য। <chuckles> থাকে না, ক্লাসের ব্যাক বেঞ্চাররা? আবার কেউ, কেউ হইলো গিয়ে না, ক্লাস এর 1st না হতে পারলে, ওর মনটা খারাপ
হুম, হুম। <chuckles> হ্যাঁ, মানছি। হুম। একদম।
হ্যাঁ? সো সাফল অ্যাঁ ২ জনেই কিন্তু একই সমাজে আছে, একই ক্লাস আছে, একই সবকিছু আছে। কিন্তু সাফল্যের মানদণ্ডটা কিন্তু দুজনের জন্য উন ২ রকম। তাহলে এই মানদণ্ডটা কে ঠিক করল? তার মানে সে নিজেই ঠিক করেছে। কারন ও জানে বা সে ঠিক করেছে বা তার নিজের, তার যেই বর্তমান অবস্থান, সেই অবস্থানটা ঠিক করছে। হুম? এটা কিন্তু সমাজ থেকে একদম ডিফাইন্ড না যে, এ এ এত তে এত পেতেই হ পেতে পারলেই তুমি সফল
মানে ২ জনের জন্য ডেফিনিশন টা আলাদা। হ্যাঁ। হুম, হুম। কিন্তু সমাজ থেকে তো আসলে বলা হয়। যেমন এইযে সমাজে আসলে যেটা চিন্তা থাকে যে, "হ্যাঁ, তুমি ক্লাসের মধ্যে 1st হতে পারলে, 2nd হতে পারলে, 3rd হতে পারলে" এটাকেই তো আসলে ভালো চিন্তা করা হয়ে থাকে। হ্যাঁ? ওইযে যে ছেলের কথা বললেন যে, ব্যাক বেঞ্চার
ওর পরিস্থিতিতে, এটা পরিস্থিতির উপ হ্যাঁ, কিন্তু 10th হয়ে হতে পারলেও কিন্তু অনেক ক্ষেত্রে ভালোই চিন্তা করা হয়। মানে আমি বলব যে, এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। সমাজে কারণ, ওই ছেলেটাকে বা মেয়েটাকে কে কত ভালোভাবে জানে? ওর পরিস্থিতিটা কি? সে যদি জানে, তার পরিস্থিতির উপর আমি যদি বলব নির্ভর করছে। এটা কিন্তু এমন না যে, যে সবার জন্য এই মানদণ্ডটা এক একদমই এক। ক্লাসের ১ম ৩ জন সফল, বাকি সে অ্যাঁ প অ্যাঁ ৪৭ জন বা বাকি <chuckles> ৩৫ জন কোথাও বলা হচ্ছে না।
তার জন্য হয়তোবা এই যে <chuckles> হ্যাঁ, হুম। হুম, রাইট। হুম, হুম, হুম। মানে, কে কার জায়গা থেকে সফল।